হুম। তো এই যে আ সোশ্যাল মিডিয়ার মধ্যে তো এখন দেখা যাচ্ছে, সবাই কিন্তু শুধু আসলে নিজেদের মতামত না। হ্যাঁ, ব্যক্তিগত জীবনের অনেক কিছুই কিন্তু শেয়ার করে ফেলছে। তো এই যে, এই জিনিসগুলো থেকে আসলে একটু বিরত রাখা কিভাবে যেতে পারে মানুষকে মানে কিভাবে তাদেরকে বোঝানো যেতে পারে যে হ্যাঁ, কোথায় এরকম একটা মানে সীমা টানা প্রয়োজন যে, কোন জিনিসগুলো শেয়ার করবো আর কোন জিনিসগুলো নিজের জন্য ব্যক্তিগত আসলে রাখবো?
হু, হু। হু, হু, হুম। আসলে এই ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে যে, কোন জিনিসগুলো মানুষের যান না জানলেও হবে। আপনি ঘুম থেকে কয়টায় উঠে আপনি ওয়াশরুমে গিয়েছেন। আ কি খেয়েছেন ২৪ ঘণ্টায় এগুলো আসলে আপডেট কেউ অত বেশি আসলে মানুষ অত বেশি আরেকজনের জীবনের সাথে অবসেসড হয় না। যেগুলো ২৪ ঘণ্টা দিতেই হবে। চে শেয়ার ই করতে হবে। তো এই জিনিসগুলো দেখতে হবে। যেমন আম আপনার যদি ব্যক্তিগতভাবে কোন একটা জিনিস আসলে আপনি খুব স্ট্রংলি বিলিভ করেন। সেটা আপনি সে স্টেটাস হিসেবে দিতে পারেন। কিন্তু আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর নাম্বার আপনার দেয়ার দরকার নেই। কোন ব্যাংকে টাকা রেখেছেন, আপনার পরিচিত কে, আ এই জিনিসগুলো কিন্তু রাখার দরকার নেই। তো সবকিছুতে একটা ব্যালেন্স রাখা দরকার। যে কোনটা আসলেই আ আপনি শেয়ার করতে পারবেন। তুমি বিয়েবাড়িতে গেলেন আপনি ছবি দিতে পারেন। কারণ সেখানে অনেক মানুষ আছে। এটা পাবলিক একটা প্লেস সমস্যা হবে না। কিন্তু আপনি এমন একটা ছবি দিলেন যেটা হয়তো আপনার এ এগেইনস্ট এ ইউস করা যেতে পারে। মানে আপনি হয়তো দেখ
হু। আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ। হু, হু। জি। হুম, হুম, হুম। জি। হুম। কিংবা ভবিষ্যতে এগুলির জন্য বিব্রত হতে পারে। এ ধরনের কোন কিছু দিলে হয়তো তখন একটা সমস্যার কারণ হয়ে যেতে পারে।
অবশ্যই। অনেকে আছে না যে আ হ্যাঁ একটা কিন্তু ঠিক কথা বলেছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে, আপনি হয়তো কোনো একটা কোম্পানির নামে খারাপ কিছুর স্টেটাস লেখতেন। তারপর সেই কোম্পানি তে যখন আপনি ইন্টারভিউ দিতে যান, এটা কিন্তু আসলে তারা যখন আপনার সোশ্যাল মিডিয়া চেক করে, তাহলে কিন্তু পেতে পারে। কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়া চেক করা হয় সবারই। তো এই জিনিসগুলো কিন্তু আসলে বুঝে শুনে শেয়ার করা উচিত।
হু, হুম। <chuckles> আ জি। হু, হু, হু, একদম।